আ অবশ্যই আমার মানসিক চাপ কমে। বিশেষ করে দেখি যখন আমার অনেক কাজের চাপ থাকে।
হ্যাঁ।
বিশেষ করে দেখেন এখনি আমার অনেক কাজের চাপ, ঠিক আছে?
হ্যাঁ।
তো আমি যদি এখন সকালে বের হই একটু খেলাধুলা করি।
হ্যাঁ।
তো দেখবেন যে আমার মনটা আবার ফ্রেশ হয়ে আবার আমি রিস্টার্ট। শুরু করতে পারি। <chuckles> তো আমি সেক্ষেত্রে বলতেই পারি যে খেলাধুলা করলে আমাদের মানসিক চাপ কমে, মানসিক শান্তি আহ বেড়ে যায়। এবং এই চাপ কমার কারণেই দেখবেন যে আমরা আবার নতুন করে কাজ শুরু করতে আবার মনে করেন যে অ্যা শক্তি যোগায়, সাহস পায়।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। এটা ঠিক বলেছেন ভাই। এটা ঠিক বলেছেন। আমি আপনার কথার সাথে একদম পরিপূর্ণ ভাবেই একমত।
হ্যাঁ, হ্যাঁ।
তো অ্যা আরেকটা কোয়েশ্চেন, আমি আপনাকে কর করতে চাই ভাই আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে ভাই
হ্যাঁ, হ্যাঁ অবশ্যই।
আপনার সামনে কি কোন বিশেষ খেলা, বা যেকোন ধরনের শরীরচর্চা জীবনে সরাসরি প্রভাব ফেলেছে কি? এবং সেটা কিরকম ভাই?
অ্যা আমার অভিজ্ঞতায় খেলার বদলে জীবনের অন্য কোন ভালো পরিবর্তন বা চ্যালেঞ্জ এসেছে। অ্যা যেমন মনে করেন যে, আমি যখন ওর মাঠে খেলতে যাই
হ্যাঁ। হ্যাঁ।
তো অ্যা আমরা তো আহ ২ দল মিলে খেলাধুলা করি।
হ্যাঁ।
২ টিমে মোটামুটি অনেকগুলো প্লেয়ার থাকে।
হ্যাঁ।
তো এখানকার মনে করেন যে। কিছু বু বু বন্ধু আছে।
হ্যাঁ। হুম।
যে তারা আপনার অনেক ভালো, ভালো অ্যা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে।
হ্যাঁ।

হ্যাঁ জি ভাই আপনি ঠিক বলেছেন ভাই, আপনার কথার সাথে আমি একদম পরিপূর্ণভাবে একমত ভাই। কারণ আসলে আমাদের জীবনে চ্যালেঞ্জ ছাড়া আসলে কোন কিছুই আসেনা। চ্যালেঞ্জ যতক্ষণ না পর্যন্ত আমরা না নিব, ততক্ষণ না পর্যন্ত আমরা আসলে আমাদের যেই কাঙ্ক্ষিত লক্ষ্য, উদ্দেশ্য। সেই লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না ভাই। তাই না? তো, খেলাটাও হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ আমিও এট এটাই মনে করি। আচ্ছা আপনি আ খেলাধুলা পছন্দ করেন?
হ্যাঁ অবশ্যই ভাই। আমি ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হকি এবং হকিও আমি খেলেছি ভাই। তো আসলে আমার হ্যাঁ এই সবরকম খেলাই আমার মোটামুটি খেলা হয়েছে। হাডুডুও আমি খেলেছি, ভলিবলও খেলেছি। হ্যাঁ, হ্যাঁ।
বাহ! অসাধারণ। বাহ! অসাধারণ <chuckles> তাহলে তো আপনি, অ্যা আর কি খেলাধুলা আহ ব বলতে অনেক পছন্দ করেন, ভালোবাসেন। আসলে দেখেন আ আমাদের জেনারেশনে
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ভাই। হ্যাঁ।
কিন্তু সবাই খেলাধুলা পছন্দ করত, এবং অবসরের সময় পাইলে কিন্তু খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো। বিভিন্ন রকম খেলা। কিন্তু বর্তমান প্রজন্ম দেখেন, যে খেলাধুলা করতেই চায় না।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। ঠিক ভাই ঠিক।
তারা খেলাধুলা পছন্দ করে না তারা দেখেন যে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত ল্যাপটপ নিয়ে ব্যস্ত। এই ঘোরাঘুরি ব্যস্ত বাইক নিয়ে ব্যস্ত। মানে তাদের ব্যস্ততার কোনো শেষই নাই। তারা খেলাধুলা একদমই পছন্দ করে না তো খেলাধুলা পছন্দ না করার কারণে, তারা কিন্তু দেখেন মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ঠিক বলেছেন। হ্যাঁ। ঠিক বলেছেন ভাই।